আ ডেফিনিটলি আমি তো লাকি ভীষণ বিশ্বাস করি। আর আমার কাছেও মনে হয় যে অনেক প্ল্যান করেও অনেক সময় কিছু হয় না। ডেফিনিটলি এটা আ লাক এর ব্যাপার তো আছেই। আ হ্যাঁ তো আমার কাছে মনে হয় কি যে এম আ ভবিষ্যতে কি কিভাবে জীবন কাটাবো বা কিরকম হবে আ তার অনেকটাই আসলে আমরা ছোট, ছোট যেই প্লান করি ছোট, ছোট বাজে অভ্যাসগুলো বাদ দিয়ে এ্যা ভালো অভ্যাস করার যেই এটা করি এটাই আসলে লং রান এ ভবিষ্যৎটাকে আ ডিফাইন করে আসলে।
হ্যাঁ। হ্যাঁ। জ্বী। হ্যাঁ, ঠিক। আসলেই। আ এবং আমাদের আমার মনে হয় যে অনেক বড়, বড় পরিকল্পনা না করে ছোট, ছোট পরিকল্পনা করা উচিত। এবং আমি বিশেষ ভাবে বলব যে বর্তমানকে কেন্দ্র করে পরিকল্পনা করা উচিত। যে এখন আমি আ উম এই ধরনের কাজ করছি তার সাথে কি কোন ধরনের এক্সটেন্ড করলে কি হতে পারে। এবং একেবারেই যে ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে না সেটা না। কিন্তু শুধুমাত্র ভবিষ্যৎ পরিকল্পনাই করে আ আমি বর্তমানটাকে আম অবহেলা করে দিব। তেমনটা যেন না হয়। আমার মনে হয় এটা।
হুম, হুম। হু, হু। হু, হু। হুম, হুম, হুম, আ ডেফিনিটলি আমা আমার কাছেও এটা মনে হয় যে ছোট, ছোট, পরিকল্পনা আ ছোট, ছোট, অভ্যাস যেরকম আমরা আ খুব ছোট একটা অভ্যাস আপাত দৃষ্টিতে মনে হয় যে আ হচ্ছে চি আমি আ একটা প্লান করলাম যে আমার জীবন জীবন, থেকে চিনি বাদ আমি চিনি খাবো না। এবার আমার মনে হবে যে ১ সপ্তাহ যাই, ২ বছর যাই, ২ মাস যাই, ৬ মাস যাই আমি তো কোন বেনিফিট আসলে পাচ্ছি না। আমার এত সেক্রিফাইস করে কি লাভ হচ্ছে। বাট আল্টিমেটলি তো এটা লং রান এ মানে সুদূর ভবিষ্যতে এটার একটা বেন বেনিফিট তো আছেই। এটার একটা বেনিফিট তো পাবোই। তো আমার এরকম সব ক্ষেত্রেই মনে হয় আসলে ছোট, ছোট গোল সেট করা, ছোট, ছোট জিনিস ছোট, ছোট ছোট, অভ্যাস যুক্ত করা এগুলোই আসলে আ ভবিষ্যতের আ ভালো প্ল্যান হিসেবে কাজ করে।
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। জ্বি। হ্যাঁ। হ্যাঁ, আসলেই খুব সুন্দর বলেছেন। তো আমি যদি আসলে আপনার কাছে জানতে চাই আপনার কি ভবিষ্যৎ নিয়ে কোন রকম পরিকল্পনা আছে কিনা? যে আপনার জীবনটা আপনি কিভাবে কাটাতে চান?
আচ্ছা। আমি আসলে জীবনটা কাটাতে চাই একদম আ প্লান যদি বলা হয় বা ঠিক প্লান বলা যায় না। এটা হচ্ছে যে এ্যা মানে আমার জীবনের মোটো যদি বলি। যে আমি আমার নিজেকে ভালোবেসে জীবন কাটাতে চাই। মানে আমি লাইফ এ অনেক ভুল করেছি। সেই ভুলগুলো থেকে আমার মনে হয়েছে যে এইটা সবচেয়ে বড় শেখ শিক্ষা নেওয়ার আছে বা শিক্ষা নিআ নিতে পেরেছি হয়তো কিছুটা সেটা হচ্ছে যে আ আমার নিজের খুশি
জ্বি। আচ্ছা। জ্বি।

হুম, এটা আপনি দারুন বললেন। আসলে আমাদের সমাজও কিন্তু এখন এই ব্যাপারটা খুব স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছে। আগের মত সেই ব্যাপারটা নাই যেম ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেল বলে সবাই খুব খারাপ বলছে, এটাও না। আর সমাজও আসলে এটা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছে যে তারা আ আলাদাই থাকবে। তবে হ্যাঁ একসাথে থাকার তো ডেফিনিটলি অনেক বেনিফিট অনেক ধরনের আ মজা অনেক ধরনের এক্সপেরিয়েন্স তো হয়ই। ডেফিনিটলি।
হু, জ্বী। হ্যাঁ। হ্যাঁ। জ্বী, এটাই, এইজন্য
তো আমার কাছে মনে হয় যে আ করতে, জী আ স্বপ্নের জীবন করতে আমাদের সবারই কিছু না কিছু ওহ চেলেঞ্জ এর মুখোমুখি হতে হয়। আপনি কি আপনার স্বপ্ন গড়ার পথে এরকম কোনো চেলেঞ্জ এর মুখোমুখি হয়েছেন?
আ হ্যাঁ।

জ্বী, আ আসলে আমার মনে হলো যে আপনি আ অলরেডি প্রিপেয়ার্ড যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এটা আসলে ভীষণ ভালো একটা আ ব্যাপার। অ্যা এটাও তো মেন্টালি স্ট্রংনেস এর মধ্যেই পড়ে তাই না? যে আপনি যেকোনো ধরনের আ আ সমস্যা মোকাবেলা করতে পারবেন। আপনি অলরেডি প্রস্তুত। তো আমার মনে হয় যে আসলে আমরা সবাই কম বেশি আমাদের স্বপ্নের পথে হা হাঁটতে গেলে একটু কিছু না কিছু উম ন মোকাবেলা করতেই হয়। আসলে ওই যে থ্রি ইডিয়েটস এর ফারহানের মতো ম্যাক্সিমাম মানুষের জীবনটাই। আ যে প্যাশন ফলো করতে গেলে, স্বপ্ন ফলো করতে গেলে একটু চ্যালেঞ্জ জীবনে আসেই। আর ১ম চ্যালেঞ্জ টা পরিবার থেকেই আসে আসলে। পরিবার সবসময়ই চায় আমাদের আ রোলার কোস্টার এর মতো জীবন না হোক, আমাদের একটা সিকিউরড লাইফ হোক। এই কারণেই আসলে চাই। আ সেটাও আসলে বুঝি এখন। আ তারপরেও শখ আ জীবনের আ গন্তব্য তো একেকজন একেক রকম ভাবে চায়। এটাই আসলে।
হ্যাঁ। হ্যাঁ। জ্বী। <chuckles> হ্যাঁ। এ জ্বী। জ্বী। আসলেই। তো
তো আমার মনে হয় যে হ্যাঁ।